জি, জি অবশ্যই। আমি এভাবেও জানেন, আমার এরকম একজন-কেও সাহায্য করা হয়েছিল যে আমার খুবই কাছের ছিল। কিন্তু আসলে এ সব মানুষ সবসময়ে আপনার সাহায্য নেওয়ার পরে আপনাকে ভুলে যাবে। আপনার বিপদের দিনে সবসময় সবাই থাকে না। এই যে ব্যক্তি যাকে আপনি সাহায্য করেছেন সে আছে এটা আসলেই আপনার জন্যেও কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। এন এটা আসলে আমাদের উচিত যে সাহায্য করার সময় এত কিছু চিন্তা না করে মা জাস্ট সাহায্য করা। কিন্তু আমাদেরও আসলে কোথাও একটা আশা থাকে যে আমরা আমাদের এক এক আ অন্তত বিপদের দিনে তারা আমাদের পাশে থাকবে। এটা সবসময় কিন্তু হয় না।
উ হুম। হুম, জি। হুম। উ জি, জি, জি। হুম, হুম। হুম।